অ লোকের পরামর্শ নিয়ে, কাছের মানুষের পরামর্শ নিয়ে হচ্ছে হলো আমি ডা ডাক্তার দেখালাম। এই ডাক্তার দেখানোর পর, আমার অনেকাংশেই দেখা যাচ্ছে; আরও ভয়টা বেড়ে গেল। ডাক্তার আমাকে কিছু টেস্ট দিলেন এবং সেটা ১ টা, দুটো না, প্রায় ১০ টার মতো টেস্ট করতে বললেন, স্বাস্থ্য পরীক্ষা করতে বললেন আরকি। তা এইটা ব করতে বলার পরে এবং কিছু ওষুধ দিলেন। সে ওষুধগুলো আসলে খেলাম। কিন্তু এই খাওয়ার পরেও না, তার মানে এই টেস্ট কিছুটা উন্নতি হয়েছে কিন্তু আ টেস্টগুলো না করতে ভয় পাচ্ছি এবং উ কারো সাথে শেয়ারও করতে পারছি না। যে এই জিনিসগুলো যদি বলি তারা যদি টেস্ট করতে বলে, আর এই টেস্টের মাধ্যমে যদি কোন বড় কোন
হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। উ হুম। হুম, হুম। হু, হুম। আচ্ছা। হুম, হুম, হুম।